আমারও ভাল লাগে। এইটাই মানি আ এখন প্রযুক্তি এত আগাই আসছে যে আমাদের কোনো কিছু এখন দূরে না। সবকিছুই হচ্ছে এখন আ মানে কাছাকাছি। আর YouTube ও তো একটা উম বেশ গুরুত্বপূর্ণ আবিষ্কার আমার কাছে মনে হয়। দুনিয়ার সবকিছুতে একটু কাছাকাছি আসা আসাতে। কারণ আগে হচ্ছে কিছু, কিছু ক্ষেত্রে যেরকম হচ্ছে যাদের একটু ইনফরমেশন নিয়ে সমস্যা হতো হ্যাঁ, আমরা এখন হাতে কাজ করছি। কাজ করতে, করতে আমার হচ্ছে একটা YouTube এ ইনফরমেশনাল একটা ভিডিও ছেড়ে অন করে দিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের মতো হাত কা হা হাতের কাজ করছি। এভাবে হচ্ছে ঘর মোছা, তারপর হচ্ছে ঝাড়ু দেওয়া, তারপর খাবার বানানো, তারপর হচ্ছে একটু রান্না বান মানি থাল বাসন ধোয়া এগুলা সবকিছু আমরা কিন্তু করতে পারছি আগের থেকে অনেক ভালো।
হ্যাঁ, নিশ্চয়ই। তো হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, বলুন। উ আ হ্যাঁ। উ হু। হ্যাঁ। হ্যাঁ, তবে বোধহয় আর বেশি দিন লাগবে না। আমি একটা জাপানের প্রযুক্তি দেখলাম, ওইটা গো গোলাকার। ওর নিচে ব্রাশ সেট করা আছে। ও গো ভিতরে, ভিতরে ঢুকিয়ে খাটের ভেতর ঢুকিয়ে ব্রাশ ঘুরাচ্ছে। আর ওই ময়লাটা ওখানে আরকি জমা হচ্ছে। অ্যা ওকে আপনি রিমোট কন্ট্রোলে বললেন, ও এখন কাজ শুরু করেছে। কিছুটা আরকি রোবটের মতন। তো মা দেখেন, প্রযুক্তি কোথায় যাচ্ছে? হুম। এখন মানে হয় অ্যা উন্নত দেশ আ এতো অ মনে হয় যে অ্যা পিক আওয়ারে চলে গেছে আমাদের এইযে স্মার্ট ফোন-টোন নিলে। এখন
আপ আম হ্যাঁ। এহ আ আমার কাছে মনে হয় না ওগুলা দিয়ে এত বেশি পরিষ্কার-টরিস্কার হয় ভালোভাবে আসলে। আমার কাছে মনে হয় যে ওগুলা সবকিছুতে সব জায়গায় যাওয়া যায় না তো। মানে অঘরা ওগুলা আবার একটু গোল, গোল ধরনের হয়তো। আমাদের বাসায় আমাদের বাসায় তো আবার গোল হয় না। আমাদের বাসাতে একটু আ স্কয়ারের মতো হয় আরকি। তো আমার কাছে মনে হয় না ওগুলা দিয়ে এত ভালো পরিষ্কার হয়। আমার কাছে মনে হয় যে হাত কিছু, কিছু যন্ত্র আছে যেগুলা আমি আ আপনার সহমতই দি আপনার সাথে। যে যেগুলা দিয়ে হচ্ছে অনেক আ মানি ভালো করে পরিষ্কার করতে পারবেন। বাট ওইটাতেও হচ্ছে একটু হাতের কাজ আছে আরকি।
আ হ্যাঁ। না চেষ্টা করতেছে। চেষ্টা করতেছে হ্যাঁ। হ্যাঁ। আ

হ্যাঁ, তবে অ্যা অ্যা এ একটা জিনিস প্রযুক্তির ব ক্ষেত্রে আমাদের ভাল লেগেছে। ধরেন অ্যা আমাদের উও উত্তরবঙ্গে আমাদের বাড়ি তো এখন অ ধরেন ঢাকায় এক ছেলে চাকরি করে। করে অনেকে তো এখন অম ঢাকা চট্টগ্রাম। মনে করেন আগে যদি অ্যা কোন নিকট আত্মীয় মারা যায়, এই ছেলেটার কাছে মানে সংবাদ সম্ভব নয় তার বাড়িতে আসা। কিন্তু এখন রাইত ১২ঃ০০ টার সময় যদি সে সংবাদ পায়, যে তার কোন নিকট আত্মীয় মারা গেছে। এই রাত ১২ঃ০০ টার দিকেও কর আম মোটামুটি একটা যদি বাস ধরে উত্তরবঙ্গে কিন্তু চলে আসবে। হ্যাঁ এই যে এ এনি হুম।
হ্যাঁ, আমি এটা দেখলাম সেদিন হচ্ছে আমি আমার বন্ধুর সাথে কথা বলছিলাম। সে আমাকে বললো হচ্ছে যশোরের থেকে এখন হচ্ছে নাকি এত ভালোভাবে সবকিছু আ ইয়া করেছে যে যশোর থেকে এখন নাকি ২ ঘন্টা লাগে যাতায়াত করতে। মা যা, যা যাইতে আরকি। তো অনেক খুবই ভালো লাগলো শুনে হ্যাঁ, হ্যাঁ ঢাকা।
হ্যাঁ। অ্যা কই ঢাকায়? হ্যাঁ, হ্যাঁ সে তো উন্নত আ আমেরিকায় আমি শুনেছি যে অ্যা মিনিমাম ৮০ মাইল মানে প্রায় বোধহয় ১২০-৩০ কিলো এটা মিনিমাম আর অ্যা ২০০ কিলোর কাছাকাছি ওরা স্পিডে গাড়ি চালায়। হ্যাঁ, ওদের রাস্তাঘাট সেরকম প্রযুক্তিগত
হ্যাঁ। রাস্তাঘাটের উপরে তো অনেক কিছু আসলে ইয়া মানি দ দূরের রাস্তাঘাটে তো অনেকেই
অ্যা তবে, তবে ঐটা কি আমাদের এই জিনিসটা সহজ হয়েছে বলে মানে যদি স্মার্টফোনের দাম ৳১০,০০,০০০ হইত কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারতাম। অ্যা যেমন মো মোটর গাড়িটা এর একটা মোটর গাড়ি কিনতে গেল গেলে আপনার ৩০,০০,০০০ এর উপরে যাইতে দিতে হবে। সাধারণ একটা অ হ্যাঁ এ, হু অনেকটা হয়তো কিন্তু আ এইটা ওই প্রযুক্তিটাই আমাদের নাগালের মধ্যে মধ্যবিত্তের মোটামুটি আরকি নাগালের মধ্যে। আর আমি এটা এলাকায় পর্যবেক্ষণ করে দেখেছি
হ্যাঁ, হ্যাঁ। অ্যা হ্যাঁ, না আপনি এটাই ভেবে দেখেন, যে আগের যে ফোন গুলা ছিল সেগুলাতেও তো অনেক খরচ পড়তে হয়। হ্যাঁ আপনার সাথে কথা বলে আজকে খুবই ভালো লাগলো। আসলেই ঠিক আছে প্রযুক অ্যাই মানি আবিষ্কারের ব্যাপারে অনেক কিছু নিস জানলাম, শুনলাম। আর শুভরাত্রি।
হান উম হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ যদি আপনার সাথে কখনো য হ কথা বলব। শুভরাত্রি ভালো থাকবেন। আচ্ছা, স ধন্যবাদ।

হ্যাঁ Facebook এর থ্রু তেই পেয়ে যেতাম।।
আচ্ছা যেমন এই আমার একটা প্রিয় বিষয় হচ্ছে মানে মহাকাশ নিয়ে একটু চিন্তা ভাবনা করা। তো এই এক এক কিছুদিন আগে এই Facebook চালাইতে দেখলাম এক মানে আমাদের দেশের কিছু ছেলেপেলে ওই আকাশ ঢাকার নাম-টাম এইসব মুহূর্তে মনে নাই। সে টেলিস্কোপ এ আকাশ দেখে তার তথ্য গুলো জ অ্যা Facebook দিচ্ছে আরকি। তো মানে খুব ভালো লাগলো যে এ ধরনের চিন্তা ভাবনার লোকজন এখনো দেশে আছে।
অ্যা হ্যাঁ, হ্যাঁ। অ্যা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। না আমার কাছে আ যেরকম এখন আপনার যেটা দেখল দেখলেন যে প্রযুক্তির ব্যাপারে ছে আপনার Facebook এর ভেতরে কিছুদিন আগে দেখতে পারলেন আপনে প পছন্দ মহাকাশের ব্যাপারে জিনিসপত্র ভাবা। তহন আপনার এটলিস্ট ফে Facebook এর ভিতরে দেখতে পারলেন। এখন আমার কাছে একটা জিনিস অনেক ভালো লাগে প্রযুক্তির ব্যাপারে যে আপনার হচ্ছে আগে যেরকম হচ্ছে কোনো কিছু জানতে হলে আমাদের বই-টই পড়তে হইতো। আর সব জাগাতে সব বই পাওয়াও যেত না আরকি।
হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ নিচই, নিচই, নিচই হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ তাতো
এখন ম ইন্টারনেটের জন্য হচ্ছে আমাদের অনেক, অনেক বেশি ইনফরমেশন অনেক ইনফরমেশন সব স আমাদের হাতের সামনে আছে আরকি। এগুলা খুবই ভালো একটা জিনিস।
আচ্ছা আমি আ অ্যা হ্যাঁ, এই এই প্রসঙ্গে বলি ওই আমি আমার এক সময় ফটোগ্রাফির উপর খুব একটা ঝোঁক ছিল। তো ফটোগ্রাফির উপর আমি ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি খোঁজ করে পাইলাম বই। তো বইয়ের প্রচণ্ড দাম মানে অ্যা ৳১০,০০০ বোধহয় পড়তো তখনকার বাজারে। এত মানে বইগুলা খুব উন্নত মানে ব্রিটেনের ছাপা। তো এখন ওই বইটা আমি কিন্তু লিখে রাখছিলাম। হ্যাঁ তো সার্চ দিলাম অদ্ভুত ব্যাপার। অ্যা সে বই বইটা কিন্তু এসে গেল। মানে আর্কাইভ একটা আছে। আর্কাইভ ও মানে ওই এক আমার এক প পরিচিত বলতেছে যে, "তুমি এই এইটা এই ইয়েটা নাও। এই আর্কাইভে তুমি যেকোনো সার্চ দিলে বইগুলা পেয়ে যাবে।" কেমন, কেমন করে সে একটা সিস্টেম করে দিলো। আমি কিন্তু ওই আমার যে সেই যে হারিয়ে যাওয়া বই আমি পেলাম। একদম। তবে একটা কি আপনি জানার জানালার কাছে বসে বালিসে হেলান দিয়ে উম দক্ষিণা বাতাস ঢুকতেছে আর বই পড়তেছেন। এই স মানে ইলেকট্রনিক্স এ কিন্তু এই সুযোগটা হয় না। এই চোখের উপর চাপ পড়ে।